আচ্ছা সেই ক্ষেত্রে, যারা আসলে যে নতুন, নতুন, আ ব্যায়াম করে দেখা গেল যে আ কিছুদিন পরে আবার আ ক্লান্ত হয়ে যায় তখন আবার ব্যায়াম করতে যায় না। তো আমি যদি আপনার কাছ থেকে একটু গল্প শুনতে চাই যে, আসলে আপনার ব্যায়ামটা কি কন্টিনিউ আছে নাকি আপনার মাঝখানে কোন অলসতা ধরে মাঝে, মাঝে?
এটা কিন্তু, এই সবারই মাঝে থাকে যে এই অলসতাটা এটা কিন্তু মানে মানুষের মানে এই যে ব্যায়াম করতে, করতে, হঠাৎ মনে হয় না থাক আর আজকে না কালকে, কালকে না পরশু। তো আমার ভিতরেও কিন্তু এটা আছে। তো আমার কি সমস্যাটা হয় যে আমি ১ম দিকে যখন এরকম শুরু করি ব্যায়াম করা বা জিমে যাওয়া, তখন কিন্তু আমি একা যেতাম। তো আমি যেয়ে এটাতে কিন্তু ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। নতুনদেরকে আমি এটা পরামর্শ দিতে চাই যে আপনার ধ ধৈর্য ধরতে হবে। তো আমার না এই ধৈর্য জিনিসটা ছিল না। আমি ভাবতাম যে হ্যাঁ ১ সপ্তাহ বা ১ মাসেই আমার বডি হয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু ব্যায়াম জিমে যেয়ে করলে এরকম না আপনার কিন্তু বছর লেগে যেতে পারে। ৬ মাস লাগতে পারে জি। তো এরজন্য আমি বলব যে ধৈর্য থাকলে এটা কিন্তু কোন সমস্যা নেই। কিন্তু যেহেতু আমার ধৈর্য ছিল না আমার কিন্তু এরকম ২, ৩ বার জিম ছাড়তে হয়েছিল। বা আমি কিন্তু জিম চেঞ্জ করেছি। তো এটাই আরকি আমার অভিজ্ঞতা।
আচ্ছা, আচ্ছা। খুবই দরকার, ধৈর্যের দরকার, ঠিক। সময় লাগবে। জি। ও আচ্ছা আস বুঝতে পেরেছি। অর্থাৎ আপনি মনে করেছেন যে এই হ হয়তো এইটা হয়তো বা জিমের দোষ এখান থেকে অন্য জিমে গেলে হয়তো বা যে আরোও ভালো উপকার পাওয়া যাবে। এটা চিন্তা করেছিলেন, তাই না?
জি, জি।

অনুপ্রেরণা কিন্তু আপনি অনেকভাবেই পান। ঠিক আছে? আমি কিন্তু মূলত এরকম যে YouTube এ কিন্তু অনেক ধরণের শর্টস আসে যেখানে কিন্তু অনেকে ইনফ্লুয়েন্সাররা বলে বা অ আমি আমি এরকম একটা মানে এত একজনকে দেখেছিলাম যে সে এত সুন্দর মতো বোঝাচ্ছে আর সে কিন্তু অনেক সেলিব্রিটিদেরকে এরকম বডি বানাতে কিন্তু সাহায্য করেছে। আর তাদের কিন্তু সময়ও কম লেগেছে।
হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ যে ব্যায়ামের গুরুত্বর ব্যাপারে বুঝাচ্ছিল, তাই না?
একদম ঠিক। এই গুরুত্বগুলো কী, কী? আর এই যে এইসব ট্রিকস কিন্তু আমি তার থেকেই শিখতে পেরেছি। আমি কিন্তু কোনো মানে ট্রেনার রাখিনি বা এরকম কিন্তু কাউকে টাকা দিয়ে আমার শিখতে হয়নি। আ এসব কিন্তু আমি খুব সহজেই কিন্তু ফ্রিতে শিখেছি। হ্যাঁ, আরো কিন্তু গুরুত্বপূর্ণ ২ টা জিনিস আছে। সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত মানের ঘুম, তার সাথে পানি খাওয়া। এই ২ টা জিনিস যদি আপনি করেন যেরকম আপনার কিন্তু মেইন হচ্ছে ঘুম। ঘুম হলে কি হয় যে আপনার বডিটা রিল্যাক্স করতে পারে। আর আপনি যে ব্যায়ামটা করেছেন সেটা কিন্তু আপনার আ মানে মাসলটা কিন্তু বড় হয়। এটা আরো ভালো হয়। আর তার সাথে পানি খেতে হবে। আর খাবারটা ঠিক মতো খেতে হবে। আর ব্যায়াম আপনি করলেন।
হু, হু, হু। নিজে, নিজেই করেছেন। বাহ! দারুন। আচ্ছা। বুঝতে পেরেছি। ও প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, তাই না?
একদম ঠিক, একদম ঠিক। এই ৩ টা যদি আপনি মিলিয়ে করতে পারেন তাহলেই কিন্তু খুব সহজে কিন্তু আপনার বডিটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। যেরকম আপনি ৫০% হচ্ছে ঘুম, ৩০% হচ্ছে আপনার খাবার আর বিশ পার্সেন্ট হচ্ছে শুধু আপনার ব্যায়াম। ঠিক আছে? তো
বাহ! সুন্দর পরামর্শ। হুম বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আসলে আপনি এত সুন্দর করে আ বলছিলেন বিশেষ করে যে ব্যায়াম করতে গিয়ে আসলে আ ধৈর্য ধারণের যে ব্যাপারটা আপনি বললেন এটা আসলে খুবই দরকার। ধৈর্য ছাড়া এটাতে আসলে সফল হওয়া যাবে না। আরেকটা ব্যাপারে আপনি বললেন যে এই যে আ দৌড়ানোর যে পদ্ধতিটা মাঝে, মাঝে দৌড়াবেন, মাঝে, মাঝে আবার হাঁটবেন। এটা কিন্তু খুবই কার্যকরী। তো আসলে আপনার সাথে একটা আড্ডা হয়ে গেল, জমজমাট একটা সময় কাটালাম। খুবই ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিতে পেরে। ভালো থাকবেন আপনি।
উ ঠিক। একদম ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন। আপনার সাথেও কথা বলে বেশ মজা পেয়েছি। আর এই যে আড্ডা করে খুবই ভালো লেগেছে আমার। তো আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।
আপনাকেও ধন্যবাদ।

প্রথমত আমি চেষ্টা করি যে এই যে ব্যায়াম যে আমি করছি এটা কেন করছি, ঠিক আছে? কারণ আ আপনি যদি মানসিকভাবে প্রস্তুত না নেন তাহলে কিন্তু আপনি ব্যায়ামটা ঠিকমত করতে পারবেন না। তো প্রথমে আ নিজের আ আমি যে ব্যায়ামটা করছি ভাবেন আমি একটু ডাম্বেল নিয়ে উঠানো। চেষ্টা করলাম। তো আমার এই শারীরিক ক্ষ ক্ষমতাটা আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। আমি যদি মন চাইলো আমি অনেক বেশি ভারী একটা ডাম্বেল উঠিয়ে ফেললাম তাহলে কিন্তু আমার ব্যায়ামটা কিন্তু ঠিকমতো হবে না। তার সাথে সাথে কিন্তু আমি কিন্তু আমার যে মাসল আছে সেটা কিন্তু একটু ব্যথাও পেয়ে যেতে পারি।
আচ্ছা, আচ্ছা। জি, জি। ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, সুন্দর বলেছেন। তো এই যে
জি, এই ক্ষতিগ্রস্ত থেকে ব্যাথা জি, জি বলেন।
<chuckles> আপনি যখন ব্যায়াম শুরু করবেন সেক্ষেত্রে আসলে এই যে টাইম ম্যানেজমেন্ট এর যে ব্যাপারটা যে আপনি কোন সময় আ ব্যায়াম করবেন বা আ সকালে যদি করেন তো ঘুম থেকে উঠবেন কখন, আ কতক্ষণ ব্যায়াম করবেন। আ সব মিলিয়ে আসলে যে একটা রুটিন তৈরি করা, আ সময় নির্বাচন করা এই ব্যাপারটাকে আসলে আপনি কতটা গুরুত্ব দেন?
আসলে জিনিসটা কি যে আমি তো কর্মজীবনে ব্যস্ত থাকি, তো আমার কিন্তু ব্যায়াম নিয়মিত কিন্তু আমি জিমে যেতে পারি না। তো আমি যেটা চেষ্টা করি মূলত আমি কিন্তু প্রত্যেকদিন সকালে একটু হাঁটতে যাওয়ার চেষ্টা করি। তো এতে হয় কি
আচ্ছা, আচ্ছা। বাহ্ এটা খুবই ভালো অভ্যাস।
জি। তো এতে হয় কি আমি স সকাল, সকাল প্রকৃতির মাঝখানেও একটু আ সময় দিতে পারছি তার সাথে সাথে এই যে তা তাজা হাওয়া খেয়ে যে আমি হাঁটছি এটা কিন্তু আমার অনেক কিন্তু ক্যালোরি কিন্তু কমিয়ে দিচ্ছে, বা আমাকে কিন্তু মানে স্বাস্থ্য কিন্তু ভালো রাখতে সাহায্য করছে।
হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি। হ্যাঁ, অনেক ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস। তো এই যে আপনি বলছিলেন যে আপনি আসলে আ কর্মজীবী হওয়ার কারণে আ জিমে যেতে পারেন না। আপনি সকালবেলা হাঁটাচলা করেন। তো এই যে অনেকেই দেখা যায় কি যে নির্দিষ্ট একটা সময়ে জিম এ ভর্তি হয়। জিমে যেহেতু ট্রেইনার থাকে তারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন। আর অনেকে আছে সকালবেলা আ পার্কে গিয়ে হাঁটে অথবা রাস্তা দিয়ে হাঁটে দৌড়ায়। তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে, আসলে ব্যায়ামের ক্ষেত্রে এই যে জিমে গিয়ে জিম করা আ অথবা রাস্তাতে নিজে নিজেই ব্যায়াম করার মধ্যে আসলে কোনটা বেশি কার্যকরী পদক্ষেপ বা ভূমিকা রাখতে পারে?
একদম ঠিক। জি, জি।